<chuckles> আমি আমার ক্ষেত্রেও সেম ওইযে যেই বন্ধুটার কথা আমি আপনার সাথে শেয়ার করলাম মাত্র। আম হ্যাঁ তার সাথে আমার ফোনেও কথা হইতো। আর আমরা অনেক কিছু শেয়ার করতাম। কিন্তু আমরা জানতাম যে আসলে আমাদের ভিতরে কোন সম্পর্ক ছিল না। কারণ আমার আমার নিজেরা আ বয়ফ্রেন্ড ছিল, তারও গার্লফ্রেন্ড ছিল। আমাদে আমাদের পার্টনারদের ব্যাপারে আমরা নিজেদের সাথে আ হয়তো গল্প করতাম। আ কিন্তু আবার হয়তো ঘুরতে যেতাম একসাথে বন্ধু হিসেবে। আ এবং আমি তাকে ভাইয়ের মত দেখতাম, সে আমাকে বোনের মত দেখত। কিন্তু আশেপাশের মানুষ কেন যেন ভাবতো যে আমরা আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে চিট করছি। ইজিতের সাথে। এই ব্যাপারটা আমাদের আ পার্টনাররাও অবশ্য জানত যে আমরা আমাদের বন্ধুত্বটা এত ক্লোজ তো ঐদিক থেকে অবশ্য কখনো আমাদের সম্পর্কে আ মানে দাঁড়ার তৈরি হয় নাই। দেওয়াল তৈরি হয় নাই। পরবর্তীতে আ সেই সময়টা পার হয়ে যাওয়ার পর ওই বন্ধুর সাথে এখন আর যোগাযোগ নেই। আ তবে আম এখনো পর্যন্ত সেই মুহূর্তগুলো মনে পড়ে যে আসলে এ কতটা পাগলামির একটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। আম সেই মানুষটা যখন আমার সাথে ছিল আমার কখনো মনে হয় নাই যে আমার ভাই নাই। হ্যাঁ? সে সে আমার কাছে আমার ভাইয়ের চাইতেও বেশি কিছু ছিল। তো আসলে এরকম সম্পর্ক তৈরি হয়ে যায় মাঝে, মাঝে। কিন্তু মানুষ এগুলোকে আসলে ভুলভাবে উপস্থাপন করে বা ভুলভাবে একটা ব্যাখ্যা দাঁড় করায়। তাই না? পরবর্তীতে কিন্তু ভুগতে হয় আমাদেরকে অনেক সময়।
হুম, হুম। জি, জি, জি। হুম, হুম। হু, হু। হুম, হুম। জি। হু, হু। হু, হু। হু, হু। জি। হু, হু। <giggles> হ্যাঁ। হু, হু। জি। হু, হু। বাহ! হু, হু। জি। হু, হু। হু, হু। জি। হু, হু। বাহ! একদমই তাই। হ্যাঁ, হ্যাঁ আসলে এটার কারণে কিন্তু মানে মানুষের আশেপাশে কথা বলার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় কি যে যখন আপনি মানে কারো সাথে খুবই অ অ মানে ঘনিষ্ঠ হবেন বা আপনাদের বন্ধুত্বটা খুবই ঘনিষ্ঠ কিন্তু তাদের কারণে না এই সম্পর্কটাই ভেঙে যায় অনেক সময়। তো আ যেটা অনেক হয় যে এটা সে বলেছে কিন্তু আমরা তো এটা নেই তার থেকে বেটার আমরা মানুষের কথা না শুনে আমরা হচ্ছে ই করে যাই মানে জিনিসটা হচ্ছে আমরা থেকে এই সম্পর্কটা হয়তো বাদ দিয়ে দেই বা তাদের সাথে কথা বলাটাই বন্ধ করে দেই। এটাতে কিন্তু আসলে অনেক আ সম্পর্কটা ভেঙে যায় মোস্টলি আমি আসলে দেখছি। তো এই জিনিসটা আসলে অনেক খারাপ। আর আমার কাছে মনে হয় যে আ যদি আপনি সেরকম ইমোশন কন্ট্রোল করে আপনার আ ওই সম্পর্কটা ভেঙে যাওয়ার পরও যদি বন্ধুত্ব রাখতে পারেন, হ্যাঁ ইটস ফাইন মানে অনেকেই রাখে এখনকার দেখি। আ তো আ হুম, জি, জি, জি। তো বলে যে হ্যাঁ আমি আমার এক্স এর সাথে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্কে আছি বা এরকম। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ কিন্তু যদিও সেটা আমি কোন আগামাথা খুঁজে পাই না। কোনো যৌক্তি খুঁজে পাই না।
হুম। হুম। হুম। হ্যাঁ। হুম, একদম। হ্যাঁ। হুম। হুম। জি। হ্যাঁ, এখন আসলে এটা এভেইলেবল হয়ে গেছে। হুম। হুম। হ্যাঁ, আমিও ভাবছি আসলে এই যে আমার আ যে এক্স আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাইছে, আমি আসলে তাকে ডিরেক্টি না বলে দিব। কারণ আমার কাছে ওই যে বন্ধুত্ব মানে ভাইয়ের মতন আমি তো তাকে ভাই হিসেবে নিতে পারব না। হুম। আপনার সাথে আসলে এই বিষয়ে কথা বলে আর এই যে আড্ডা দিলাম আমার খুবই ভালো লাগলো। তবে এখন আসলে একটু সময় কম যেতে হচ্ছে। আশা করছি আবার কথা হবে।
হু, হু, হু। জি, জি। হুম, হুম, হুম। জি, জি, জি কখনো দেখতেই পারবেন না। একদমই তাই। <chuckles> হুম। জি। আসলে আ জি অবশ্যই আপনার সাথেও কথা বলা অনেক ভালো লাগলো। আশা করি ভবিষ্যতে আরো কথা হবে ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।
ধন্যবাদ।